আচ্ছা, আমি বর্তমানে কয়েকটা প্রজেক্টে একসাথে কাজ করছি। তো আসলে এটা ইউজুয়ালি আমি আগের থেকেই করি। মানে একসাথে কয়েকটা কাজ করি এবং ইউজুয়ালি তেমন সমস্যা দেখা যায় না। আমি মানে নরমালি কাজগুলো করতে পারি এবং সবগুলো আসলে ডেলিভার করতেই পারি সময়মতো। বাট বর্তমানে আসলে কিছুদিন ধরে যেটা আরকি বুঝতে পারলাম যে কাজগুলো আসলে ঠিকমতো গুছাতে গেলেই যেন মনে হচ্ছে সবকিছু গুলিয়ে যেতে শুরু করে। মানে আ শুরুতে ঠিকঠাকভাবে করতে পারলেও আসলে আ অন অন্য কাজগুলো নিয়ে যখন ভাবি তখন আসলে মানে মানে তাল হারিয়ে ফেলি যে কোনটা রেখে কোনটা ভাববো, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, আ কোনটা এখন আমার আসলে ফোকাস রাখা উচিত? এগুলা আসলে মাথার মধ্যে ঘুরতে থাকে। তো আসলে মানে দেখেন একটা কাজ করতে গেলে আরেকটা কথা মনে পড়ে যায়। ফলে আসলে ২ টো নিয়ে আসলে দ্বিধা-দ্বন্দ্ব এর মধ্যে থাকি, কোনোটাই এ এগোয় না। সো এই ব্যাপারটা নিয়ে আসলে একটু চিন্তার মধ্যেই আছি।
আচ্ছা। আচ্ছা। জি। <tsk> আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, মূলত আপনি ঘাবড়াবেন না। যে আপনি, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাচ্ছে হয় কি, বাস্তব জীবনে অনেকের অনেক কাজই কিন্তু চলে আসে। তারাও কিন্তুক এরকম তাল গুলিয়ে ফেলে। তো কোনো ব্যাপার না, আপনি মূলত হা নিজের প্রতি হতাশ হবেন না, নিজের প্রতি আস্থা রাখবেন। তাহলে দেখবেন যে কাজগুলো অনেকভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি। সেটা হলো আপনি কি ধরনে কাজ করতেছেন? যার ফলে দে আছে কাজের পর কাজ, একটা কাজের পর আরেকটা কাজ আসতেছে। কাজ সঠিকভাবে শেষ করতে পারতেছে না। বিভিন্ন টালমাটালে আপনি ফেলে রাখতেছেন, তো যদি একটু বলতেন হয়।
জ্বী, জ্বী। জ্বী। হ্যাঁ, আসলে বর্তমানে তো আমি একজন স্টুডেন্ট আন্ডারগ্রেড পড়তেছি। তো ধরেন ভার্সিটিতে যেরকম হয় আরকি, ইউজুয়ালি। আপনার সেমিস্টার ফাইনালের দিকে, ধরেন যে ফাইনাল সামনে, এমন সময় আ সবগুলা কোর্স টিচার একসাথে প্রেজেন্টেশন নিতে চায়। একসাথে টার্ম পেপার মানে র‍্যাপ-আপ করে আরকি সেমিস্টারটা। তো সবকিছু একসাথে চলে আসে এবং আ আমি আগের কয়েকটা সেমেস্টার এগুলো করতে পারছি নরমালি, মানে চাপটা তেমন লাগে নাই। বাট এখন আরকি এই যে 3rd ইয়ার এ এসে আরকি সবকিছু অনেক বেশি লাগতেছে। যেমন সামনে আমার আ পরীক্ষা আছে। তো পরীক্ষার পড়া তো আসলে পড়ব অবশ্যই। কিন্তু সেখানে আবার ধরেন, একটা প্রজেক্ট এর কাজ দিয়ে দিলো একটা কোর্স এ। আরেক কোর্স এ আবার ধরেন যে একটা প্রেজেন্টেশন রেডি করা লাগবে। আবার আরেক কোর্স এ একটা মানে কি বলে টার্ম পেপার দিয়ে দিলো। সো এইগুলো আসলে করা যায় আসলে। করা যায় যে বলব না এরকম না, করা যায় বাট আগেও করছি, বাট এখন আসলে খেয়াল করতেছি। যে সব কাজগুলো মানে একসাথে আমার মাথার মধ্যে একসাথেই ঘুরতেছে। মানে কোনটাই ঠিক মত ফোকাস করতে পারতেছি না, আসলে এটাই।
আচ্ছা। জ্বী। জ্বী। আচ্ছা। জ্বী। জ্বী। আচ্ছা। <smacks lips> জি, আসলে বুঝতে পারছি আপনার কথাটা। তো শুনে খুব খারাপ লাগতেছে। এ্যা কিন্তু আসলে কষ্ট পাবেন না। তো হচ্ছে কি? যে আপনি যখন কাজের সীমানা নিজের কাজগুলা গুছিয়ে করার চেষ্টা করবেন, কোন নিয়ম মাফিক করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে কাজ আপনাকে ভালো লাগতেছে। বিশেষ করে এ্যা আপনার যে আসলে এই যে বিভিন্ন প্রজেক্ট আসতেছে, পড়াশোনার, সেমিস্টারের পর সেমিস্টার
জ্বী।
তো আপনি যখন কাজগুলাকে বা পড়াশোনাগুলাকে দেখা যাচ্ছে আপনি ধাপে, ধাপে করবেন। যখন যেটা শিখতে মন চাচ্ছে একটু, একটু করে শিখে রাখতেছেন। তো আপনি যখন acheivement নিতেছেন এরকম যে আসলে আমাকে এই পরীক্ষার আগে পড়া কমপ্লিট করতে হবে, তখন কিন্তু আসলে আপনার ম এ্যাম প্রেশার বেড়ে যাচ্ছে। তো আপনি এটার জন্য করতে পারেন কি? যে দেখাচ্ছে আপনি পুরা যে চ্যাপ্টার আছে সেখানে নোট ডাউন করে রাখতে পারেন যে আসলে কোন বিষয়গুলা থেকে আপনার আগে ধারণা ছিল, কোন বিষয়গুলো আপনার জানার আগ্রহ, কোন বিষয়গুলো আপনার কাছে একেবারেই নতুন। তো আপনি এভাবে যখন নোট ডাউন করে ওগুলা রাখবেন, তখন কিন্তু বেশ ভালো লাগবে এবং আপনাকে পড়তে ভালো লাগবে। এ্যা মনে থাকবে এই কাজ বারবার করতে মন চা এ্যা হ হবে না। তখন দেখবেন যে হুট করে যদি মনেও না থাকে হুট করে একটু দেখলেই কিন্তু আবার মনে আসবে। তো আপনি এভাবে যখন করবেন তখন কিন্তু ভালো লাগবে। তো এই যে আমি একটা বিষয়ে এ্যা আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যদি একটু বলতেন। এই যে আপনার যে বর্তমান যে ঘটনা হচ্ছে যে আসলে বিভিন্ন কাজে তালমা দিয়ে যাচ্ছে আপনার কোনভাবেই কোন কাজ সম্পূর্ণভাবে সঠিক হচ্ছে না। তো সেটা কখন হচ্ছে? সেটা কি দিনের বেলা বেশি হচ্ছে? না সেটা রাত্রের বেলা বেশি হচ্ছে? না আসলে কোন ব্যাপারটা? একটু যদি বলতেন হয়।
জ্বী। হ্যাঁ। আচ্ছা। জ্বি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে আমার বলতে গেলে রাতের বেলাতেই সমস্যাটা আমি বেশি ফেস করতেছি। কারণ দিনের বেলা আসলে পড়ালেখা করা হয়। টা ক্যাম্পাসে আসলে বন্ধু-বান্ধবদের সাথেই উঠা বসা হয়। সো সেখানে আসলে পড়ালেখাটাও করে আসি। তো আসার পর রাতে যখন আসলে নিজের কাজগুলো করতে হয়। যেমন প্রেজেন্টেশন তো আসলে নিজে রেডি করতে হয়। টার্ম পেপারও নিজে রেডি করতে হবে। সো সেই ক্ষেত্রে আসলে রাতের বেলায় আমি সময়টা পাই। তো তখন আরকি মানে রাতেই শুরু করতে হয়। সো
আচ্ছা।
তখন আরকি আসলে একটু বলবো যে একটু তাল-গোল প্যাঁচায় যায়। যে কোনটা রেখে কোনটা করতেছি? কোনটার মানে আমার আগে করা উচিত বা কোনটা পরে করা উচিত? এগুলা আসলে বুঝে উঠতে, উঠতে দেখি যে আসলে সময়টা চলে যাচ্ছে। আমার এক অ্যাকচুয়াল কাজ যেটা সেটা আসলে করা হচ্ছে না। বাট আপনি যেই মানে সাজেশনটা দিলেন যে, নোট করে রাখার ক্লিয়ারলি। আ সেটা হয়তো হ্যাঁ আমার করা উচিত এবং এটা আমি করতাম আগে। 1st ইয়ার, 2nd ইয়ার এর দিকে। বাট আসলে এখন আস্তে, আস্তে ওই অভ্যাসটা চলে গেছে। বাট আমার মনে হয় যে এ অভ্যাসটা ফিরিয়ে আনলে কিছুটা হয়তো আ আমি মানে বুঝতে পারবো। যে কোথায় আমার ফোকাস করা উচিত হবে।
জি। জি। আচ্ছা। জি। জি, জি আসলে অবশ্যই। আপনি যে আ এই পরামর্শটা যে আপনি গ্রহণ করেছেন এবং আপনার জীবনে আসলে এটা কাজে লাগবে। আসলে খুব ভালোভাবে আপনিও বুঝতে পারছেন আপনার সমস্যাটা এবং কী করতে হবে। সেটাও কিন্তু একটা ভালো বিষয় আরকি। ভালো দিক। যে আপনি আপনি চাচ্ছেন যে আসলে কাজগুলো গুছিয়ে করতে কিন্তু আসলে হচ্ছে না। এটা সত্যিই একটা প্রশংসনীয় ব্যাপার। তো আসলে ব্যাপার হল কি যখন আপনি নিজেকে খু হ্যাপি রাখবেন, নিজেকে ভালো রাখবেন তখন কিন্তু দেখাচ্ছে সবকিছু ভালো লাগবে। তো আপনার যেমন দেখাচ্ছে আপনার রাতের বেলা একটু সময় হচ্ছে না পড়াশোনার। বন্ধুবান্ধব সারাদিন থাকে। তো যার ফলে দেখা যাচ্ছে অ্যা তখন পড়াশোনা করতেছেন কিন্তু বাকি সময়টা অন্য কিছু করতেছেন। মনোযোগ বসতেছে না। এরকম করতে পারেন কি? আপনি নিজেকে একটু করে উপহার দিতে পারেন। যেমন দেখা যাচ্ছে যে আপনি যদি পড়াশোনা করতেছেন একটু একটা চ্যাপ্টার শেষ হল। বা একটু চ্যাপ্টার ভালো করে জানলেন। তো একটু নিজেকে একটু উপহার দিবেন, যে দেখাচ্ছে আমি একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। অথবা দেখাচ্ছে নিজেকে একটু কলম গিফট করব। অথবা একটা টিশার্ট গিফট করব। বা এইভাবে কিন বা যদি আপনাকে এরকম মনে হয় যে গল্পটা শেষ করে ভালো কিছু বুঝতে পারি তাহলে একটা নতুন বই কিনব। আপনাকে যেটা ভালো লাগে। তো আপনি এভাবে যখন করবেন তখন কিন্তু দেখবেন যে বেশ আ সময়গুলা ভালো যাবে। আপনাকে কাজগুলা করেও নিজের কাছে আনন্দিত হতে পারবেন। তো এই যে অ্যা আপনার যে যে টাল বাতালের কারণে যে আপনি কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারতেছেন না। এর ফলে কি আপনি সাধারণ জীবনযাত্রার মান থেকে বা পড়াশোনা থেকে কতদূর পিছিয়ে গিয়েছেন আপনার মনে হয়?
জি, জি। জি। আচ্ছা। আচ্ছা। জি। হ্যাঁ, আসলে অ্যা পড়ালেখার দিক দিয়ে ভালোই পিছানো হইছে। কারণ ফাইনাল এর জন্য যে প্রিপারেশনটা আমার থাকা দরকার, সেটা আসলে আগের মতো আর নাই। একটু ল্যাকিং রয়ে গেছে। সো, পড়ালেখার দিক থেকে ভালোই পিছিয়ে আছি এবং টার্ম পেপারটা আসলে বেশি দিন লাগবে না। আ শুরু করলে হয়তো হয়ে যাবে আর প্রেজেন্টেশনটা একটু সমস্যা হবে। এখানে একটু স্পিচ রেডি করতে হবে কিভাবে কি বলবো? সো, এখানে হয়তো একটু আমার কাজ বেশি করা লাগতে পারে। সো, আমার মনে হয় যে, ওই আমার টার্ম পেপারটা সহজ হবে করতে। বাট আ প্রেজেন্টেশন একটু সমস্যা হবে। আর পড়ালেখাটা একটু পিছিয়ে আছি। আমার মনে হয় যে, এখানে একটু সময় দেওয়া লাগবে। সো, এভাবেই আসলে আগাচ্ছি।
উ জি। আচ্ছা। জি। আসলে, আপনি যখন অ্যা দেখা যাচ্ছে, আপনার পুরা একটা রুটিন সুন্দরভাবে তৈরি করতে পারবেন যে কখন কি করতে পারবেন, কখন কোন সময়টা দিলে ভালো হয়? আর বিশেষ হলো করে কি? যে, আপনি কিন্তু কা টালমাটাল আমরা অনেক সময় করি। দেখা যাচ্ছে, আমরা চাই যে অনেক কাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে। কিন্তু পরবর্তীতে করতে পারি না। কারণ হলো কি? যে, দেখা যাচ্ছে, আমরা নিজের জীবনে আনন্দ, নিজের জীবনে অ্যা মানসিকভাবে শক্তি বা মানসিক আনন্দগুলা রাখি না শুধুমাত্র কাজ আর ডিসিপ্লিন রাখি। তখন কিন্তু একটা সময় একঘেয়েমিটা চলে আসে। একটা সময় দেখা যাচ্ছে, সে কাজের প্রতি মনোযোগ বসে না, পড়াশোনার প্রতি মনোযোগ বসে না। তো, আপনি নিজেকে সবকিছুর মাঝেও আপনি আগে সর্বপ্রথম নিজেকে সময় দেয়ার চেষ্টা করতে পারবেন। কারণ, আপনি যখন নিজে ভালো থাকবেন মেন্টালিটিভাবে হোক বা শারীরিকভাবে হোক তখন কিন্তু আপনি নিতে পারবেন। আর যখন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন অ্যা যে তখন কিন্তু আপনি অনেক কাজের একটা প্রেশার আছে
জি। জি। জি। আচ্ছা।
যে দেখা যাচ্ছে, আপনার পড়াশোনা হচ্ছে, প্রজেক্ট হচ্ছে, আবার এই যে স্টাম্প পেপার অ্যা করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার সো এখন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো যখন আপনি শারীরিকভাবেও অনেক ভালো থাকবেন, তখন কিন্তু দেখবেন যে খুব সহজে আবার চাপ নিতে পারবেন। তো আসলে আপনি রুটিন করে কি অ্যা মানে এভাবে কি করতে পারেন? যার ফলে দেখা যাচ্ছে অ্যা আপনার কাজের প্রতি যে টালমাটাল, এটা কিন্তু দূর হবে। এটা কি করা যায় আপনার জীবনে?
উ জি, জি। আচ্ছা। আসলে রুটিনটা তো করা যায়। আ রুটিন বলতে রাতের বেলাতেই আমি সময় পাই। সো রাতের বেলাতেই করতে হবে সব। But আমার মনে হয় যে আ এতগুলো কাজ একসাথে যে সমস্যা যেটা মেইন যে সবগুলোর কথা একসাথে মাথায় আসলে কোনটা দিয়ে কি করবো সেটাই আসলে বুঝে উঠতে পারি না। But যেহেতু আসলে এই টার্ম পেপার টা করা যাবে ইজিলি আমার মনে হয় যে আমি হয়তো এটা আগে শুরু করলে শুধু এটাতে ফোকাস করলে হয়তো শেষ করে ফেলতে পারবো। পরে অন্য ২ টা হয়তো আ রুটিন অনুযায়ী একটার পর একটা একটা শেষ করে আরেকটা ওইটা একটু করে এটা করতে পারবো হয়তো।
জি। বুঝতে পারছি। আচ্ছা। জি, আসলে আপনি এমনও করতে পারেন যে দেখাচ্ছে আপনি কোনো স্টাম্প পেপার করতেছেন। এটা একটা বড় কাজ। তো এর ফলে আপনি সারাদিন যেটা কাজ করবেন, আপনি দেখা যাচ্ছে রাতে যেহেতু কাজ করেন এটা আপনার জন্য সুবিধা। তো যখন আপনি রাতে কাজ করতেছেন বা রাতে কাজ করতে ভালো লাগে না, তখন আপনি করতে পারেন কি? একটা নি লিস্ট তৈরি করতে পারেন। যে কখন কি, কি আমার কালকে সারাদিন কোন, কোন অধ্যায় পড়বো, কোন, কোন চ্যাপ্টার পড়বো? তো আগের থেকে যখন আপনি নোট ডাউন করে রাখবেন তখন কিন্ত
জি। হ্যাঁ। আচ্ছা।
আপনার বেশ ভালো লাগবে। আর সেই সঠিক সময়গুলোতে যখন আপনি কাজ করবেন এবং ছোট-বড় কাজের পরে, পরে একটা ছোট কাজ করবেন। এভাবে যখন আপনি রুটিনটা কিছুটা মেইনটেইন করতে পারবেন। শর্ট একটা চেকলিস্ট তৈরি করলেন। এ যেখান থেকে আপনি করলেন আবার রিমাইন্ডার ক্যালেন্ডার এ রেখে দিলেন যে কোন সময় কি করতে হবে। তো এভাবে যখন আপনি করে দেখবেন তখন কিন্তু বেশ আপনি খুব সহজে এই কাজের প্রতি যে টালমাটাল এটা কিন্তু আপনার জীবন থেকে একটু দূর হয়ে যেতে পারে।
হুম। আচ্ছা। হ্যাঁ, আসলে আপনার আ অ্যাডভাইস গুলা শুনে মনে হচ্ছে যে এগুলোও করা উচিত। আসলে এতই সমস্যা যে <sighs> সমাধানের ব্যাপারটাই মাথায় আসে না। যে কোনটা রেখে কোনটা করব। সো, এই ব্যাপারটাই আসলে মাথার মধ্যে সবসময় থাকে। সো আপনার মানে সাজেশন গুলা অবশ্যই মনে হচ্ছে আমার কাজে আসবে এবং আ এপ্লাই করেই দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কাজে আসছে কিনা। বাট আমার মনে হচ্ছে যে আমি হয়তো এগুলোও ইউস করেই সমাধানের দিকে এগোতে পারবো। তো ধন্যবাদ আপনাকে। আসলে আমি এত সমস্যা যে এত কাজ যে আসলে সমাধানের ব্যাপারটা চিন্তা করার সময়ই পাইনি। বাট আপনার সাথে কথা বলে এবং আপনার এই উপদেশগুলো শুনে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো সবগুলো কমপ্লিট করতে পারব সময়ের আগে।
জ্বি। উম জ্বি। জ্বী, আশা করিও আপনি রুটিন এ যাইতে যাচ্ছেন। এটা আসলে সত্যি প্রশংসনীয় একটা ব্যাপার। এ তো আসলে আপনাকে উম হেল্প করতে পেরে এবং আপনার সমস্যার সমাধান অ্যাঁ করার যে একটু কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি আপনার জন্য শুভকামনা রইলো অনেক।
জি।